দেখুন আমাদের এখানে যে জিনিসটা হয় কি আমাদের সামাজিক কাঠামোতে সবসময় একটা তুলনা চলে আসে। হ্যাঁ? তুলনাটা এমনভাবে চলে আসে যে অ ও অমুকের ছেলে ভালো করছে তুই কেন করছিস না? তো বাবা মা আসলে এই ধরনের একটা পারিবারিক চাপের মধ্যে দিয়ে আসলে আমরা সবসময় বড় হই এবং সেটা আমাদেরকে এক ধরনের আসলে চালিকা মানে আমাদেরকে কিছুটা কন্ট্রোল করার আসলে চেষ্টা করে। তা আমার কাছে যেটা মনে হয় বন্ধুত্ব সিলেকশনের ক্ষেত্রেও ব্যাপারটা আসলে ওইরকম ভাবেই কাজ করে। মানে যে ছেলেটা স্কুলের 1st বয় বাবা মা চায় যেন আমরা তার সাথেই আসলে ফ্রেন্ডশিপটা করি। সবসময় হ্যাঁ, হ্যাঁ তার সাথেই মিশি। তো এ বিষয়টা আসলে ওইরকম ভাবে কাজ করে না। ক্ষেত্রবিশেষে আমাদের বন্ধুত্বটা আসলে কি কিভাবে হয়? খেলতে গিয়ে হয়, বিভিন্ন কোনো একটা সমস্যায় হয়তোবা আমরা পড়েছি তার কাছ থেকে যেনে পড়াশোনা করতে গিয়ে বিভিন্ন হ্যাঁ মতের মিল ওমা হয়ে যেতেই পারে। স্যারের বাসাতে পড়তে গেছি সেখানে যেতে আসতে হয়তোবা যার সাথে রিক্সা দিয়ে যাতায়াত করতাম তার সাথে হয়তোবা এক ধরনের বন্ধুত্বতা তৈরি হয়ে গেছে। যদিও দেখা গেছে যে তার লাইন এবং আমার লাইন আলাদা। সে মেডিকেলে পড়তে চায়, আমি ইঞ্জিনিয়ারিং পড়তে চাই। ব্যাপারগুলো এরকম। কিন্তু মনের মিল হওয়াটা আসলে খুব বেশি জরুরি। সেখানে পরিবার যদি আসলে কোনোভাবে দিক
উহু। <smacks lips> অ্যাঁ হ্যাঁ। উম। হ্যাঁ, এটা ঠিক বলেছেন। হুম, হুম। তার সাথে মিশি, হ্যাঁ। <chuckles> হুম। <smacks lips> বিভিন্নভাবে আসলে উম মতের মিল হয়ে যেতে পারে। হুম, হুম। হ্যাঁ এটা কিন্তু সত্যি। আলাদা। হুম, হুম, হুম। তার মানে আসলে আপনি বলতে চাইছেন যে হুম, হুম; বলুন।
কোনোভাবে ডিক্টেট করতেও চায়, আসলে সেই বিষয়গুলো কিন্তু আসলে মাথায় নেওয়া আ আসলে আমার কাছে যেটা মনে হয় না উচিত। কারণ আপনি কার সাথে বন্ধুত্ব করবেন, আপনার বিষয় কোন কোনগুলো ভালো লাগে খারাপ লাগে এটা আপনি ভালো জানেন।
হু, হুম। হ্যাঁ এটা আপনি আসলে এটা আসলে আপনি ঠিকই বলেছেন। কারণ বন্ধুত্বটা হচ্ছে গিয়ে আসলে আপনার সাথে অন্য একটা ব্যক্তির হবে সেখানে তো আসলে পরিবারের সাথে হচ্ছে না। সেক্ষেত্রে হ্যাঁ মনের মিলটা তো আসলে ভীষণভাবে জরুরি এবং আপনি হয়তোবা আ মানে পরিবার হয়তোবা একজনের কথা বলছে কিন্তু আ পরিবার তো আসলে তাকে আপনার মতো করে কাছে থেকে অ্যা দেখেনি বা আপনার মতো করে তার সাথে কাছে থেকে সময় কাটাবে না বা বন্ধুত্বটা উম তারা করবে না। সম্পর্কটা আপনাকে বয়ে নিয়ে যেতে হবে। তো সেক্ষেত্রে তার সাথে আপনার সম্পর্কটা ভালো না থাকলে কিন্তু দেখা যাচ্ছে যে মনের মিলটা না হলে কিন্তু আ পরবর্তীতে অনেক ধরনের সমস্যা আসলে তৈরি হতেই পারে। আ যেমনটা আসলে আপনি বলছিলেন। তো সেক্ষেত্রে আপনি যেমনটা বললেন যে, পরিবারের আ প পছন্দকে হ্যাঁ গুরুত্ব দেওয়া ঠিক আছে কিন্তু দেখা যাচ্ছে যে যদি মনের মিল না হয় তখন সেক্ষেত্রে আসলে উম ওই ওই পছন্দটা নিজের কাঁধে চাপিয়ে নেওয়া হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ।
মনের মিল। উহু। একদমই। হু, হুম। একটা সীমানা নির্ধারণ করে দেওয়া উচিত, যেন এবং নিজস্ব সিদ্ধান্তের উপরে এক ধরনের দৃঢ় থাকা উচিত।
এটা কিন্তু বেশ

দেখুন, আমার কাছে যেটা মনে হয় কি যে, যদি কোন কারণে এরকম ভুল মানুষের সাথে সম্পর্ক আপনার হয়েই যায়, তাহলে নিজেদের মধ্যে এক ধরনের খোলামেলা আলোচনা করার মাধ্যমে সেই সব সম্পর্ক থেকে আসলে সরে আসাটাই ভালো। কারণ আপনি যত এই সম্পর্কটাকা আসলে বয়ে নিয়ে বেড়াবেন। তত আপনি যেমন নিজের উপরে মানসিকভাবে এক ধরনের যন্ত্রণার তৈরি করছেন। আবার অন্যদিকে আপনি কিন্তু অপর পক্ষের উপরেও আসলে এক ধরনের আ প্রেশার ক্রিয়েট করছেন। তো এই বিষয়টাকে আসলে যতটুকু সম্ভব যতটুকু তাড়াতাড়ি সম্ভব ক্লোজ করে নেওয়া যায় সেটাই হয়তোবা ভালো। কারণটা না হলে দেখা যাবে যে, একটা পর্যায়ে হয়তোবা কারণ আপনি কোন না কোনভাবে একটা সম্পর্কে যদি জড়িয়ে যান, তার প্রতি কোন না কোনভাবে আপনার দায়বদ্ধতা থাকবে। আপনি কিন্তু তার কাছে দায় অ্যা সেই দায়িত্বগুলো ঠিকঠাক মত পালন করতে পারবেন না এবং সেখান থেকে কিন্তু আপনার এক ধরনের মানসিক অবসাদগ্রস্ততা চলে আসার একটা সম্ভাবনা।
হুম, হুম। বাহ্! হুম। হুম, অবশ্যই, অবশ্যই। হুম, হুম। হুম। এটা আপনি ঠিক বলেছেন। হ্যা, হ্যা। হ্যা, অশান্তি তৈরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এটা কিন্তু আপনি দারুণ বলেছেন। কারণ আ কোনো একটা সম্পর্ক তৈরি হলে তার প্রত্যেকটা দায়বদ্ধতা আ তার প্রত্যেকটা দায়িত্ব এটা কিন্তু আসলে চলেই আসে এবং এই সম্পর্কের যে, ব্যাপারগুলো আ এগুলো আসলে সঠিকভাবে পালন না করতে পারলে কিন্তু তখন আসলে মানসিকভাবেও অ খানিকটা অবসাদগ্রস্ত হয়ে পড়তে হয় বা অনেকখানিক আ মন খারাপের এ সূচনা ঘটে। তো সত্যিই আসলে এই ব্যাপারগুলো তো একটা এব বেশ গুরুত্ব করে একটা ভূমিকা পালন করে। সেক্ষেত্রে উম আসলে এরকম একটা সম্পর্ক তৈরি হলে সেখান থেকে আপনি যেমনটা বললেন আ আস্তে, আস্তে করে ধীরে, ধীরে সরিয়ে আসাটাই কিন্তু আসলে বুদ্ধিমানের কাজ। আ তো বেশ আসলেই সু, খুব সুন্দর করে আপনি ব্যাপারটাকে আ বুঝিয়ে বললেন। আপনার আ চিন্তাভাবনা সত্যিই বেশ আ প্রশংসনীয়। তবে আরেকটা জিনিস একটুখানি জানতে ইচ্ছে হচ্ছে যে, আ ধরুন যে, আ যারা আসলে নতুন বন্ধুত্বকত তৈরি করতে গিয়ে একটুখানি উম দ্বিধা-দ্বন্দ্বে পড়ে যায় বা একটুখানি লাজুক প্রকৃতির আ বা এই ব্যাপারগুলো সম্পর্কে অতটা ভালো বুঝছে না। তো তাদের ক্ষেত্রে আপনি কি বলবেন যে, কোন, কোন বিষয়গুলো আসলে সবসময় মাথায় রাখা উচিত? এবং আ নতুন একটা বন্ধুত্ব তৈরি করতে আবার কোন, কোন বিষয়গুলো তাদের ক্ষেত্রে আ খুব সহায়তা প্রদান করবে?
হ্যা, হ্যা, হ্যা। ভেঙে পড়তে পারার একটা সম্ভাবনা থাকে। <chuckles> ধন্যবাদ। হুম। হুম। দেখুন, আমার কাছে যেটা মনে হয় কি যে, আপনাকে আসলে নিজের কাছে সৎ থাকতে হবে, হ্যা। খোলা মন নিয়ে আপনি যার সাথে বন্ধুত, বন্ধুত্ব তো হঠাৎ করে হয়ে যায় মানে, হঠাৎ করে হয়ে যাওয়ার বা জোর করে, করে ফেলবার কোন বিষয় না। এটা আ হয়ে যাওয়ার একটা ব্যাপার, হ্যা। আপনার নিজস্ব মূল্যবোধ, জীবন দর্শন সেই ক্ষেত্রে বন্ধুর কাছে স্পষ্ট রাখাটা জরুরি। আপনাদের মধ্যে মনের মিল, মনের অমিল হতেই পারে। কিন্তু যেটা বললাম যে, ক্রিকেট খেলা পছন্দ করার মতন মন মিল কিন্তু থাকতে হবে। আর তারপরে আ ভারত-পাকিস্তান বা অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড এরকম পার্থক্যতা হয়তোবা থাকতে পারে। কিন্তু অন্তত ক্রিকেট খেলার প্রতি যে, প্রেফারেন্স টা সেটা কিন্তু থাকতে হবে। খোলা মন নিয়ে কথা বলাটা সেক্ষেত্রে অবশ্যই জরুরি এবং নিজের আচরণ স্বাভাবিক রাখাটাও কিন্তু খানিকটা জরুরি। আন্তরিকতা থাকতে হবে আপনার ভিতরে। এই বিষয়গুলো খেয়াল করলে আমার ধারণা আপনি যেকোনো মানুষের সাথে আসলে সহজেই বন্ধুত্বা তৈরি করতে পারবেন বলে আমার ধারণা।
হুম। না। জোর করে, করে ফেলার মতো বিষয় না, হ্যা। ব্যাপার, হ্যা, হ্যা। হুম। হ্যা, হ্যা, অবশ্যই। পার্থক্য কোনো বিষয়ই না, হ্যাঁ। থাকতে হবে, হ্যা। হুম, হুম। যাওয়া জরুরি অবশ্যই, অবশ্যই।